না, না এরকম হয়ে ওঠে না। সত্যি যেটা বলছি আ যে যেমন না মানে আব জীবন কখনো বানিয়ে, বানিয়ে লিখে, লিখে হয় না। যে আমি বারবার এটাই বলতে চাচ্ছি যে আ বছর ঘুরে একটা আ চক্রাকারে জীবনটা চলতে থাকে। আজকে একরকম আছে তো কালকে আমার অন্যরকম। আজকে আমি সুস্থ আছি তো আগামী কালকে অসুস্থ। আমার পরিবেশ পরিস্থিতি দ্রু দ্রুত পাল্টে যাচ্ছে। আমরা দিনের শেষে কিভাবে পরের দিন শুরু হবে বুঝতে পারছি না। তো এরকম লিখে রেখে জীবনযাপন করা আমি অভ্যস্ত না।
টকটা খালি। হু। কিন্তু ও তো পাল্টে যাচ্ছে, ঠিক। মানে আপনি মূলত সময়ের সাথে যেটা দরকার, যখন যেটা মন চাবে সেটাই আপনি করে থাকেন চরিত্রের আ জন্য। আচ্ছা শুনে বেশ ভালো লাগলো। তার সাথে যদি বলতেন যে চরিত্রের আবেগের স্তর আনতে আপনি আ কি কৌশল ব্যবহার করে থাকেন? যদি বলতেন।
জি, জি, জি। ঠিক তাই, ঠিক। নিশ্চয়ই, নিশ্চিত। আবেগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের শুধুমাত্র বিবেক-বিবেচনা দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ থাকে এমন না। আবেগের জায়গা থেকে আবেগকে ঠিক রাখতে হয়। কারণ সংযোজন বিয়োজনের সময় যদি আমি দুঃখ না পাই, তাহলে আমার জীবনে মানে হয় না। আমি যদি কৃষ্ণচূড়া ফুটতে দেখে যদি আমি খুশিও হই, তাহলে গোলাপ চুপসে যাওয়া দেখে আমাকে মর্মাহত হতে হয়। এটি কাছে প্রকৃত জীবন। তো সেই জীবনে আবেগ থাকবে না এমনটি হতেই পারে না। চরিত্রের মধ্যে আবেগ থাকাটা এবং আবেগ দিয়েও কখনো, কখনো আ বিচার-বিশ্লেষণ না করে আবেগের মাধ্যমে সামাজিক রীতিনীতির মাধ্যমেও কিন্তু অনেক সময় সামাজিকতা ব রক্ষা করা যায়। তো অনেকেই বলে যে আবেগ উ থাকতে নেই। আ এ বিবেক দিয়ে সবকিছু দেখতে হয়।
দুঃখ না পান হ্যাঁ। মর্মারত হতে হয়। সামাজিকতা রক্ষা যে যায়। এটা ভালো বলেছেন আপনি। যে আবেগ থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা চরিত্রের কারণে ই না তা না হলে কিন্তু বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। তার সাথে যদি আপনি বলতেন যে আপনি কি চরিত্রের নামের মধ্যেও অর্থ খুঁজে থাকেন?
জি, জি। নিশ্চয় তাই। না, না, না উ সত্যি বলতে আমি নামের কোনো বিষয় নাই। মা নাম চরিত্রটাই হচ্ছে প্রধান ভূমিকা রাখে। তারপর চরিত্রটা যদি জগৎজোড়া খ্যাতি পায় নামটা এমনিতেই খ্যাতি পায়। ১ম এই নাম দিয়ে যদি পৃথিবীতে চরিত্র ব গঠন করা হত, তাহলে এমন কোনো নাম আ পৃথিবীতে নেই। যেটি পাওয়া যাবে যে ওই নামটি রাখলেই আমি তার মতন হয়ে যাবো। তো আমার দ আমি যদি একটা চ বিশেষ মানুষের নামে আমার নাম রাখি, তাহলে কি আমি তার মত হয়ে যাই? কখনোই নয়।
প্রধান ভূমিকা রাখে, আচ্ছা। নেই ঠিক। বিশেষ মানুষ।